রান্নাটা মূলত হ্যাঁ, মাঝে, মাঝে কিন্তু বেশ থেরাপির মতো কাজ করে। ধরেন, থাকে না যে বাসায় একঘেয়েমি খাবার খেতে, খেতে কিন্তু বেশ মানে থাকে না যে, একটু কেমন যেন লাগে। মুখে রুচি আসে না। তো সেক্ষেত্রে দেখা যায় কি ওই একঘেমি থেকে দূরে থাকার জন্য মাঝে, মাঝে বেশ চটপটা রান্না করা বা, হচ্ছে হলো গিয়ে একটু মিষ্টি রান্না করছি বা, হচ্ছে হলো গিয়ে আ একটু ঝাল জাতীয় খাবার রান্না করছি। তো তখন দেখা যায় যে, বেশ থেরাপির মতো কাজ করে। মানে ওইযে উপকরণ প্রস্তুত করার সময় থেকে শুরু করে, একদম রান্না শেষ হওয়া পর্যন্ত দেখা যায় নিজের মধ্যে মানে একটা শান্তি কাজ করে বা, হচ্ছে হলো গিয়ে আ থাকে না যে যে frustration টা আছে সেটা কিন্তু দূর করে দেয় হুম।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। হতেই পারে। আচ্ছা, আচ্ছা। সেটা তো ঠিক। <chuckles> হ্যাঁ। সেটা তো ঠিক। সেটা দূর হয়ে যায়। হ্যাঁ। আ এটা কিন্তু ঠিক যে আসলে যখন রান্নার ব্যাপারটা অ্যা বলা যেতে পারে যে মনের ব্যাপারের সাথে যখন মিলে যায়, তখন কিন্তু আসলে frustration এর ব্যাপারটা কমে যায়। আবার যখন আসলে খাবারের টেস্টটা যখন আসলে দারুন হয়, তখন কিন্তু যখন মানুষ প্রশংসা করে তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগে। বা, বলা যেতে পারে এটা কিন্তু আসলে নিজের থেরাপির ব্যাপারেও মানে কিন্তু বলা যেতে পারে কাজ করে। তো রান্না করতে গিয়ে আপনি
একদম। হ্যাঁ, একদম। যখন আবার দেখবেন যখন আসলে আপনার মন খারাপ থাকবে, হ্যাঁ? আপনি যদি একটা ভালো খাবারও খান, দেখবেন কিন্তু আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তো এটা আসলে থেরাপির মতোই মূলত কাজ করে থাকে।
এহ আচ্ছা। <chuckles> আ সেটাও ঠিক। না, এটাও ঠিক। যখন আসলে আপনার এই যে যে কষ্টে বানানো যে রান্নার ব্যাপারটা যখন আরেকজন অ্যা ভোগ করে বা, যখন খায়, আর যখন প্রশংসা করে, তখন কিন্তু আসলে যে খায় তারও ভাল লাগে। আর যে রাঁধে তারও কিন্তু ভাল লাগে। তো রান্না করতে গিয়ে আপনি নিজের কোন দিকটা সবচেয়ে বেশি চিনতে পেরেছিলেন?